হ্যাঁ, আইডিয়াটা বেশ ভালো। আমি আসলে এই জিনিসটা ভাবি নাই। কারণ হচ্ছে যে, প্রতিদিন আসলে দেখা যায় কি যে, যাওয়াটা তো আসলে এই মুহূর্তে নিজের জন্য একটা বিলাসিতা। কারণ ঝ সামনে একটা ক্যারিয়ারের আসলে বিশাল একটা টার্নওভার হওয়ার একটা চান্সসেস আছে। এতটুকু স্যাক্রিফাইস তো করা উচিতই। এবং এই আইডিয়াটা আসলে আমার মাথায় আসে নাই। আপনি আসলে দিলেন। এখন, এখন, এটা ভাল লাগছে এটা ভাল লাগছে হয়তোবা আমি আসলে গেলাম আম ৭ দিনের না গেলাম। দেখা যাচ্ছে যে, হয়তোবা ২ দিন গেলাম। বাকি ৫ দিনের টাকা তো আসলে আমার বাঁচবে। ৫ দিনেও তো প্রায় ১৫০০ থেকে ৳২০০০ আমার বেঁচে যাচ্ছে। খারাপ কি? পণেরশো থেকে ৳২০০০ যদি কিনা বাঁচে তাহলে সেটা তো আমার বেশ ভালই কাজে লাগবে। একটা র‍্যামের টাকা উঠে যাবে মোটামুটি। কিন্তু মানে জিনিসটা ঐটা নিয়ে চিন্তা করতেছি আবার মানে "ওরা আবার ভুল বুঝে নাকি"? মানে ধরেন আমি যদি আড্ডায় হঠাৎ করে কম যাওয়া শুরু করি, তখন একটা ব্যাপার স্যাপার থাকে আবার কলটল দেয়। তখন এই জিনিসটা নিয়ে আসলে একটু মাঝে মধ্যে আসলে হ্যাঁ, বন্ধুরা আসলে দেখা যায় কি অনেক সময় একটু অন্যরকম দেখে। তুব আ মানে আমি আসলে চাইতেছি না কোনভাবেই যে, পুরো জিনিসটাকে ব্য মানে হাত ছাড়া করতে। আমার একটা সুযোগ আসছে জীবনে। কারণ সুযোগটা যদি মিস হয়ে যায়, শুধুমাত্র একটা পিসি কিনার এরকম হালকা কিছু টাকা পয়সার জন্য। এবং এই জিনিসটা নিয়ে আসলে আমি একটু মানে মোটামুটি টেনশন এই পড়ে গেছি। আমি চিন্তা করতেছিলাম যে, আসলে কারো কাছ থেকে লোন নিয়ে ফেলবো নাকি? আ লোন নিয়ে ফেললে হয়তো বা দেখা যাচ্ছে যে, আবার পরবর্তীতে কিন্তু লোন টা পরিশোধ ও করতে হবে। এটাও একটা মানসিকভাবে আরএকটা প্রেশার হয়ে যাবে। মানে সিদ্ধান্ত নিতে পারতেছি না ভাই। সিদ্ধান্তটা আসলে নেয়া খুব কঠিন হয়ে যাচ্ছে।
হুম। জি। এটাই। হুম। <chuckles> হ্যাঁ, বন্ধুরা তো জি, জি, জি। হুম। অবশ্যই। জি। না, না, সিদ্ধান্তটা আসলে খুব কঠিন কিন্তু কিছু না। আমি বলব যে, এই আড্ডার ব্যাপারটা তো আপনি ক অলরেডি একটা জায়গা বের করে ফেলেছেন যে, এখান থেকে আপনি কিছুটা টাকা সেভ করতে পারছেন। ধরলাম এই ৫ দিনে আপনি যেটা বললেন ৫ দিনে প্রায় উ ৫ দিন না গেলেই যদি আপনার ১৫০০ সেভ হয় তার মানে আপনি যদি আগামী ১ মাসের কথা চিন্তা করি, ১ মাসে তো খাবলি খালি এখান থেকেই ৳৬-৭ এ সঞ্চয় করেই ফেলতে পারছেন, এট লিস্ট সেভ করে ফেলতে পারছেন। হ্যাঁ, আপনার দরকার হলো ২০ থেকে ৳৩০,০০০ তারপর আপনি আমি বলব যাতায়াত একটা কিন্তু আমাদের সবার বড় খরচ। আমি সিওর আপনার জন্য হয়তো এটা একটু বড় খরচ হয়। আগামী ১ টা মাস হয়তো একটু কষ্ট করে দেখতে পারেন। যে, সাধারণত হয়তো আপনি সিএনজি তে যাচ্ছেন বা রিক্সা ইউস করছেন। এখন হয়তো কিছুটা সময় হাঁটলেন। এ এটা স্বাস্থ্যের জন্যও ভালো হবে আপনার। হ্যাঁ, তো যাতায়াত কিন্তু ঢাকা শহরে উম্নে থাকার জন্য একটা বেশ বড় খরচ হয়ে যায় আসলে।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হু, হুম। জি, জি। হ্যাঁ, হ্যাঁ। সেটাই, সেটাই, সেটাই। হুম। হ্যাঁ, হ্যাঁ। অনেক। আচ্ছা। হু, <blows air> হুম। হু, হুম।
আর আমার এই হাতের পাশেই রিক্সা পেয়ে যাই তো এই রিক্শা যাবেন বলে উঠে যাই। <chuckles> সেটা ছোট্ট খরচ সঙ্গে, সঙ্গে, গায়ে লাগে না কিন্তু অনেকবার যেহেতু হয় এটা ফ্রিকোয়েন্সি টার কারণে কিন্তু অনেক বড় খরচ হয়। তো দেখবেন যে, এটা যদি খালি এভয়েড করতে পারেন আপনার অনেক টাকা বেঁচে যাবে। এই ২ টা চেষ্টা করে দেখতে পারেন। আর কি লোন এর কথাটা হ্যাঁ, অবশ্যই আপনি চেষ্টা করে দেখতে পারেন। লোন টা যদি তারপরও কিছু শর্ট থাকে আরকি। কারণ আপনি তো মানে যেই জায়গাটায় যে, জন্য সেফ টা করতে চাচ্ছেন। সেটা তো আসলে আপনাকে এক ধরনের ভবিষ্যৎ আয়ের পথ সুগম করে দিবে। হ্যাঁ? তাহলে আপনার লোন শোধ করাটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে। তখন কিন্তু আপনার যেহেতু আয় বেড়ে যাবে, তখন আপনার খরচ যদি না বাড়ান আপনার কিন্তু সঞ্চয় করাটা ইয়া অনেক সহজ, সহজে, শুরুতেই আপনি সঞ্চয় না করে লোন টা শোধ করে দিলেন। খুব তাড়াতাড়ি করে। এটা আপনি চিন্তা করে দেখতে পারেন।
হু, হু, হু, হুম। হ্যাঁ। এক্সাক্টলি, এক্সাক্টলি। হ্যাঁ। হ্যাঁ। তাই। হু, হুম। আচ্ছা। হু, হু, হুম। হ্যাঁ, সেটাই। হু, হু, হুম। হুমম।